হুম বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, না, তাহলে আমি বলব যে আপনি বেশ ভালো করেই এমন সাবজেক্ট চুস করেছেন যে যেন বেশ রিল্যাক্স এ থাকতে পারেন নাকি?
রিল্যাক্স এ থাকার জন্য না। আমার সাবজেক্ট অনেক কঠিন। তো সেক্ষেত্রে হচ্ছে যে, আ আ আমি আসলে নিয়েছি যে, আ কারেন্ট সাবজেক্ট কঠিন হলো, এটা টেক রিলেটেড আ মানে বেশ সাসটেইনেবল টাইপের একটা সাবজেক্ট, যেটা হচ্ছে আমি সব জায়গায় কাজে লাগাতে পারবো। কিন্তু হ্যাঁ, এটা হয়তো আমার ভাগ্য ভালো যে, আমার কোর্সের টিচাররা আসলে হয়তো অ্যাটেনডেন্স এর উপর অত বেশি মার্ক দেয় না। কিন্তু সেলফ স্টাডি না করলে, আসলে এই, এই কোর্স আসলে ভালো করা সম্ভব না। কারণ একটু কঠিন ব্যাপার, কঠিন সাবজেক্ট।
আচ্ছা। করে না। হ্যাঁ। <chuckles> জি ,আসলে বাংলাদেশের একটা ঘটনার কথা মনে পড়ছে আরকি। <laughs> সকালবেলা উঠে স্যারেরা বিশ্ববিদ্যালয়ের স্যারেরা অ্যাটেনডেন্স নেয় নাম ডেকে, ডেকে। এমনও ঘটনা আসলে ঘটে থাকে বাংলাদেশে। এজন্য বললাম আরকি, না। বেশ লাকি আপনি এত ভালো জায়গায় পড়াশোনা করতেছেন। বিশেষ করে মানে ছাত্র-শিক্ষকদের মধ্যে যে সম্পর্কটা, এটা খুবই মারাত্মক। আর এমনিতে আ বলেছিলেন যে, অনলাইন মানে লার্নিং এর আরেকটা সুবিধা হচ্ছে কি, অনেক ইউনিভার্সিটির অন্যান্য জায়গার, অনেক কোর্স এগুলো করা যায়। মানে ঘরে বসেই করা যায়। তো আ আপনার কি মানে এরকম কোন কোর্স করেছেন আপনি কখনো?
হু, হু। জি, জি। রাস্তা, জি। হুম, হুম। হু, হু। জি। অবশ্যই। আ এটা হ্যাঁ, আমি যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়তাম আরকি বাংলাদেশে থাকতে। আ হ্যাঁ, তো তখন কিন্তু আমি আ দেশের বাইরের কিছু ইউনিভার্সিটির আ ফ্রি যে কোর্স গুলো আছে, সেগুলো আমি নিয়েছিলাম শেখার জন্য। নিজের কিছু আ কিছু সাবজেক্ট নিয়ে আমি অনেক ইন্টারেস্টেড ছিলাম। তো সেই সাবজেক্ট গুলো নিয়ে কিন্তু আসলে আমি আ পড়েছিলাম। একটু পড়ার চেষ্টা করেছিলাম।
মানে বাংলাদেশে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। বুঝতে পেরেছি। আচ্ছা এমনিতে মানে এমন কোন সাবজেক্ট কি পড়েছেন, যেটা আপনি অনলাইনেও কোর্স করেছেন, এরকম মানে দূরের রিমোট কোর্স গুলোও করেছেন। আবার অফলাইনেও আপনি হয়তো আ বিশ্ববিদ্যালয়ের কোর্সটাও করেছেন। এমন কি কোন কোর্স আছে নাকি বা পড়াশোনা আছে নাকি? কোন টপিক যেটা আপনি
হু, হু। ও না। না, না, না। আসলে এরকম না। কারণ হচ্ছে আমি সেই কোর্স গুলোই আসলে আমি এক্সট্রা, এক্সট্রা ভাবে নেই বা পড়ি যে কোর্স গুলো হয়তো কোন সম্ভাবনাই নেই, আমার আ বিশ্ববিদ্যালয়ে পড়ার বা আমার হয়তো কারিকুলামে নেই। সে কারণেই আমি কোর্স গুলো চুস করি। কারণ আমি জানি
বুঝতে পেরেছি। হ্যাঁ। মানে এক্সট্রা যেগুলো, সেগুলো নিয়েছেন আরকি। বুঝতে পেরেছি মানে এব
হ্যাঁ, মানে যেগুলো হয়তো আমি নরমালি আমি যেগুলো পড়ার চান্স পেতাম না সেগুলো আমি নেই।

হুম, উম না একটা ভালো একটা কথা বললেন যে ১ দিন পর, পর হয়তো একদিন অ্যা অনলাইনে ক্লাস নিলেন একদিন মানে ক্লাস করলেন, আরেকদিন অফলাইনে করলেন আরেক দিন এই যে রে রোটেশন যে জিনিসটা আছে এটা কিন্তু আপনার ভালো একটা বুদ্ধি। আর এই যে হাইব্রিড ক্লাসের কথা বললেন এটা কিন্তু খুব অবাক হলাম আমি। যে এটা বাংলাদেশে কেন যে নেই? বাংলাদেশে খালি অনলাইন হলেই অনলাইন অফলাইন হলে খালি অফলাইন।
হু, হু। জি। হু, হু। হু জি। জি। হু, হু। অফলাইন হলে অফলাইন হ্যাঁ। আ আমার এখানে এটা আসলে আমার কাছে বেশ ভালো লাগে কারণ কিছু, কিছু স্টুডেন্ট হয়তো শহরের বাইরে থাকে, অন্য শহরে থাকে। তো অ আবার দেখা যাচ্ছে যেহেতু টেক রিলেটেড মাঝে, মাঝে থাকে। তো একই কোর্স মানে আমরা যখন সামনাসামনি শিখি সেটার সাথে, সাথে এটা অনলাইনেও ব্রডকাস্ট করা হয় তো মানে বাসার মধ্যে বসেও অনেকে দেখতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু যারা জব করে এটা কিন্তু তাদের জন্য অনেক সুবিধা হয়।
এই একটা অবস্থা। হুম। হ্যাঁ, হ্যাঁ। উম বাহ! দারুণ, দারুণ। আচ্ছা অনলাইনের? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম ওরা আসলে সত্যি কথা বলেছেন কারণ অ্যা একটা নির্দিষ্ট পর্যায়ে গেলে কিন্তু ওইযে কোর্স গুলা যে খালি শিক্ষার্থীরা বসে, বসে করবে এমন না। অনলাইনে মানে বিভিন্ন যারা চাকরি করে তারাও করে, কোরে থাকে আরকি না আসলে, অ্যা ভালো একটা কথা বলেছে। তো এমনি এই যে
হু, হু। একদম। বুঝি।
কি জানি আ আপনার অ্যা যাতায়াতের বিষয়টা কথা বললেন যে, আ অনলাইন লার্নিং করলে আপনার এই যে যাতায়াতটা কম করতে হয়। এদিকে হচ্ছে যে যদিও আমি বলেছি আর্থিক কথাটা আপনিও সম্মত হয়েছিলেন। যে হ্যাঁ আর্থিকভাবেও আপনি লাভবান হচ্ছেন তো এই যে যাতায়াতের বিষয়টা আপনি আসলে মানে কোন, কোন সুবিধাটা আপনি পাচ্ছেন এই যে অনলাইনের ক্লাস করার ফলে যে গাড়ির আ কি কি সুবিধা আপনি মনে করেন?
হু, হু। জি। হুম। হ্যাঁ, হ্যাঁ। অ জি। আসলে ১ম ত আসলে যাতায়াতে যে টাকাটা অনেক বেশি বাঁচছে সেটা না। এটা আমার যেটা ইনডিরেক্ট ভাবে বাঁচছে কিভাবে বাঁচছে? আমি যখন বাইরে যাই, আমার আসলে অনেক কিছু কেনাকাটা হয় randomly হয়তো আমি ইউনিভার্সিটি তে লাঞ্চ করছি, আমি হয়তো আশেপাশে আসার সময় কোন সিটি সেন্টার এ ঘুরে আসছি তখন কিন্তু হ্যাঁ, তো তখন আসলে খরচটা একটু বেশি হয় যেটা হয়তো আসলে ঠিক না। আ তো মাঝে ,মাঝে যখন একটু য কম যাওয়া আসা করি তো আমার কিন্তু খরচটা একটু কন্ট্রোল এ থাকে। সেটার সাথে, সাথে আসলে ব্যালান্স করা ইজি হয়। আ প্রতিদিন গেলে হয়তো পড়াটা বেশি ভালোভাবে করা যায় না।
হ্যাঁ। জি। একটা দোকান দেখলে কিনতে ইচ্ছা করে, নাকি? হ্যাঁ, হ্যাঁ। অ্যা বুঝতে পেরেছি। হু, হু।

সময়টা বাঁচে। আসলে এই যে, সময় বাঁচালেন, অর্থ বাঁচালেন এতগুলা। এগুলা দিয়ে কি করেন? একটু জানতে খুব ইচ্ছা করছে।
হুম, হুম। <chuckles> না এগুলো দিয়ে কিছুই করি না। কারণ শে দিনের শেষে আপনার সময় একদিক দিয়ে হয়তো বাঁচে কিন্তু অন্য দিক দিয়ে তো মানে লাগেই। দেখা যাচ্ছে যেহেতু সময় আমার খুব কম থাকে। আ স্টুডেন্ট হিসেবে একা, একা যেহেতু থাকি সবকিছুই আমি করি। আ আমার বাসায় রান্না-বান্না থেকে শুরু করে বাইরে ঘুরতে যাওয়া, বাজার করা। তো আ তো এই এই এটাই করি। আ ঘরের কাজ টাজ করি, বাইরে যাই ফ্রেন্ড দের সাথে যাই মাঝে, মাঝে এসব করি।
অ্যা। হু, হুম।
এটাই।
উম না, না আসলে দারুণ একটা কথা বললেন। আচ্ছা এই যে, যাতায়াতের ক্ষেত্রে এই যে, মনে করেন আপনার অ্যা ভার্সিটিতে যাইতে হবে হ্যাঁ? গেলেন আজকে যাওয়ার ফলে আপনার গাড়িতে তেল ভরলেন ঠিক না? তেল ভরার ফলে ইঞ্জিন সেই তেলটারে ইয়া করলো ইউজ করল। করে হচ্ছে যে, আপনারে নিয়ে গেলো। তারপরে আবার সেই তেল ক অনেকখানি তেল ইউস করে আবার নিয়ে আসলো। এতে করে কিন্তু মানে বা বায়ুর, বায়ুর যে, দূষণটা হয় কালো গ্যাস-ট্যাস বের হয়। আর আপনি যে, যাচ্ছেন না তাহলে কি এখানে কোন সুবিধা হচ্ছে না? নাকি পৃথিবী জুড়ে আপনার এই যে, যে, ক্লাসে না যাওয়ার কারণে পৃথিবীতে কি ভালোটা হচ্ছে আপনার কি মনে হয়?
হুম। জি। হু, হুম। হুম। হু, হুম। হ্যাঁ, হ্যাঁ,। জি। তো আমি বলব না যাতে আমার কোন পরিবর্তন হচ্ছে। কারণ আমি first of all এখানে পাবলিক বাস এ যাই। যেগুলো আ সবসময় যাবে। এটা টাইম আমি যাই আর না যাই। এগুলো একদম, একদম নির্দিষ্ট টাইমে যাবে। আ যাওয়া আসা করবেই। তো হ্যাঁ, তো সেই ক্ষেত্রে। হ্যাঁ, তবুও আমি বলব যে, এখানে হচ্ছে যে, একটু ওরা একটু environment conscious তো ঐরকম মানে বাজে আ যে, এনভায়রনমেন্ট এর খারাপের মতো বাসগুলো নাই, বাসগুলো বেশ ভালো green bus বলা যায়। তো আ সেগুলো সেদিক দিয়ে আসলে পরিবেশের আমি না আগে পরিবেশের তেমন ইয়া বাঁচাচ্ছি না। কিন্তু আমি পার্সোনালি আমি বলব যে, আমি হয়তো আমার অন্যান্য কাজগুলোর জন্য সময় করতে পারছি। আমি হয়তো আম আমার হয়তো ইউনিভার্সিটিতে গিয়ে আজকে আমার ফোকাস দিতে পারছি না। আমার মনে হচ্ছে তখন আমি আসলে বাসায় বসে ফোকাস দিতে পারছি। তো, আমার অ্যাটেনশনটা দেয়াটা সোজা হয়ে যাচ্ছে এটার কারণে।
হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা, গ্রেট। <chuckles> মানে বের বের করার ওটা বের হবেই নাকি? আপনি গেলেও হবে না আচ্ছা, আচ্ছা যাক। হুম। হ্যাঁ। হুম। বুঝতে পেরেছি। মানে বাসায় অ্যাটেনশন বেশি দিতে পারেন, হ্যাঁ, মনোযোগটা বাইরে দিতে পারেন না এরকম?
হ্যাঁ, একটু আ মাঝে, মাঝে হয়তো হয় আপনি যখন একটানা আমার ক্ষেত্রে যেটা হয় যে, আমি একটানা ক্লাস যখন ২ ঘণ্টা হয়, ২ টা ক্লাস থাকে একই দিনে। তখন আসলে এতক্ষণ ধরে ফোকাস দিয়ে রাখা আমার জন্য আসলে পসিবল হয় না আমার মাথা ব্যাথা শুরু করে। তো আমি হয়তো ক্লাসে হয়তো সকাল ১০:০০ টায় একটা ছিল এরপরে ২:০০ টা একটা ক্লাস। তো আমি সকাল ১০:০০ টা হয়তো আমি ইউনিভার্সিটিতে গেলাম। দুপুর ২:০০ টার টাই আমি বাসায় করলাম এরকম হয়।
হ্যাঁ। প্যারা হয়ে যায়। বুঝতে পেরেছি। না, না আসলে আপনি মানে যেভাবে ভালো লাগে আরকি ওইভাবে থাকেন তাই তো? না এটা বেশ ভালো। আচ্ছা এই যে, hybrid আ ক্লাস গুলা নিয়ে আরেকটু জানতে চাচ্ছিলাম। আসলে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং কেন যে, বাংলাদেশে নাই বারবার আমার মনে হচ্ছে যাই হোক। তো এই hybrid ক্লাসগুলা কি রেকর্ডেড ও থাকে নাকি?
হুম, হুম। হ্যাঁ, সেভাবে চেষ্টা করি। হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। জি।